অবশ্যই তাদের ভূমিকা থাকতে পারে। কারণ আ মানে তাদের ভূমিকাটাই আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন এ্যা যে পৃথিবীর অনেক উন্নত বিশ্বগুলোতে আছে যেখানে আসলে আপনি যদি আ পরিবেশ দূষণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ভালো রকমের একটা ফাইন করা হয়। তো আপনি সেই ফাইনের ভয়েই হোক বা নিজের সচেতনতা থেকেই হোক, আপনি কিন্তু ওইটা ওই কাজটা থেকে কিন্তু তখন বিরত থাকেন। তো আমার কাছে মনে হয় যারা আসলে এরকম আ মানে আইন প্রণেতা আছে তারা যদি আসলে এভাবে যদি আ মানে আইনটাকে যদি মানে আমাদের সামনে নিয়ে আসে, হ্যা? আমার কাছে মনে হয় এটা কিন্তু অনেকটুকু আসলে ব্যবহার কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কিন্তু কাজ করবে। আ আরেকটা জিনিস করা যেতে পারে সেইটা জ্বি।
হু। হু, হু। জ্বী। হুম। হুম। আসলেই। খুবি চমতকার একটি কথা বললেন, আইনের বিষয়টা। কিন্তু এই যে আইনের বিষয়টা যে আপনি উল্লেখ করলেন, আইন তো আসলে আ দেখা যায় যে করা হয়। কিন্তু আইনের কার্যকারিতা নিয়ে আপনার কাছে আইন শুরু করলেই হবে?
হু, হু। হু।